আ এটা কোম্পানি জানি না। তবে শ্রীমঙ্গল থেকে আমার আর কি প্যাকেজ, প্যাকেজ ছাড়া। হ্যাঁ।
ও আচ্ছা। ও আচ্ছা, আচ্ছা। ও মানে অ প্যা আচ্ছা চা বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। চমৎকার! হু ওকে।
হু ব্র্যান্ড ব্র্যান্ড ছাড়া আর কি। তো এই চায়ের যে ব্যাপারটা এটা আরকি সাথে করে নিয়ে যাওয়া ভাই।
হুম, হুম, হুম। ঠিক, ঠিক। চমৎকার!
তো এটার একটা প্রস্তুতি হবে। তার ঐখানে যেয়ে আপনার অ্যা একটা ঐযে লাকড়ি আছে না? তো লাকড়ি, লাকড়ি ওইখান থেকে তো আসলে কালেক্ট করাই যাবে। তো ওইখান থেকে লাকড়ে লাকড়ি কালেক্ট করে আপনার এ করব। আর আরেকটা ব্যাপার যেটা আসলে না বললেই নয়। আ এখান থেকে চেষ্টা করব যে আমাদের বাংলাদেশি যে আ ড্রিংকস গুলো আছে বে যেমন ব্র্যান্ডি। তো এইগুলো আসলে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া। তবে আ আমার মনে হয় যে খুব একটা বেশি ফলপ্রসূত হবে না, কারণ এয়ারপোর্টে আটকে যেতে পারি। তো তার প্রেক্ষাপটে আমি ওইখান থেকে নিয়ে নিতে পারি। আ তবে জানি না কতটুকু ভালো লাগবে সেইখানকার গুলো।
হু, হু, হু, হুম। হু, হু। হু, হু। হুম। হু, হু। হুম। হু, হু। হু, হু। হুম। উম জ্বী।
তো এটাই আরকি ভাই আমার একটা প্রস্তুতি থাকবে বলে
তো আ আমি আমি আসলে ঐখানে গেলে আমি আসলে মানে এই যে আমার যে প্রয়োজনীয় জামাকাপড়, হ্যাঁ? সেগুলো হয়তো আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব, যেন ঐখানে গিয়ে আমার এটার পেছনে টাকা খরচ করতে না হয়। তবে খাবার খাওয়ার ক্ষেত্রে আমি আসলে জাপানের যে বিভিন্ন Sushi, হ্যাঁ? বা রামেন বা Tempura যেগুলা আছে, হ্যাঁ? এই খাবারগুলা আমার ওদের যে মানে অথেন্টিক যেই মানে Sushi, Tempura বা Ramen যেগুলো আছে, ওইগুলা আমার খাওয়ার খুব আগ্রহ রয়েছে, হ্যাঁ? এগুলা হয়তো আমি খাওয়ার চেষ্টা করব। আ আর হচ্ছে হল যে আমার আগের যে ভ্রমণের অভিজ্ঞতা, ঠিক আছে? যে আগে দেখা যায় যে একবার ১ জায়গায় চলে গেছি আ প্রয়োজনীয় জিনিস নিয়ে যাইনি। হ্যাঁ, নতু সেটাই, সেটাই। সেটাই আমি নতুন পরিস মানে নতুন জায়গায় ভ্রমণের জন্য একটু প্রস্তুতি আমি নিয়ে রাখবো। জ্বী।
জ্বী। আ হ্যাঁ। আ হ্যাঁ। জ্বী। আ হ্যাঁ। হুম। হুম জ্বী। উম জ্বী। তো সেই অভিজ্ঞতা থেকে আসলে আপনি আ পূর্ব পরিস্থিতি নিয়ে রাখবেন। উন জ্বী। বুঝতে পারছি। তবে আমার ত্যা আসলে খুব একটা অভিজ্ঞতা কম, দেশের বাহিরে ভ্রমণের ক্ষেত্রে। আর দেশের ভিতরে যেগুলো হয়েছে সেখানে কোনো প্রকার প্রস্তুতি ছাড়াই চলে গিয়েছি। তো এটাই আরকি ব্যাপার।
তো জ্বী। জ্বী। আচ্ছা। হু, হু। চমৎকার, চমৎকার! তো ভাই এই ব্যাপারে কিন্তু আপনার সাথে কথা বলে আমার কিন্তু অনেক ভাল লাগলো। যে আপনি এই যে চমৎকার বরফের মাঝখানে ঘুরতে যাওয়ার কথা বললেন। অ্যা নিশ্চয়ই আপনি সফল হবেন যাওয়ার ক্ষেত্রে। আবারো কথা হবে ভাই। ধন্যবাদ আপনাকে। জ্বী।
হু জ্বী। <chuckles> হ্যাঁ। হুম, ধন্যবাদ ভাই আপনাকে।